হ্যাঁ যারা ওই বাটন ফোন যাদেরকে কিনে দিয়েছি তারা তো আগে একদম আউট অফ সার্ভিসের মধ্যে চলে গেছিলো। ইদানিং আবার তাদেরকেও কল দিলে পাওয়া যায় এবার যদিও বা তারা নিজেরা হয়তোবা অনেক সময় কল দিতে পারে না। বা আ হচ্ছে যে বোঝে না এবং আপনি যেটা বললেন যে আসলে এটা তো আহামরি কঠিন কিছু না ফেসবুক চালানো বা এটা তারপরে হয় কি যে এ বয়স যাদের হয়ে গেছে তারা এই জিনিসগুলো একটু অনভ্যস্ত। এইভাবে আমাদের মতো সবসময় হয়তো মোবাইল ধরে থাকতে চায় না। হুম, হুম তারপরে মোটামুটি একটু কিন্তু পরিবর্তন হয়েছে। আপনি যেভাবে বললেন এটা কিন্তু খুবই সুন্দর কথা বলেছেন। সেক্ষেত্রে মানে একটা কিন্তু সমাধান কিন্তু বের করা যেতে পারে সবাই মিলে বসে যে সম্পর্কগুলোকে তো আর ধ ধ্বংস করে দেওয়া যায় না। তাই না? যেভাবেই হোক সম্পর্কগুলোকে তো রক্ষা করতেই হবে। যেকোনো একজনকে হলেও কিন্তু আগ্রহী হয়ে উঠতে হবে। হ্যাঁ তো আর কোনো ছোট, ছোট ধাপে পরিবর্তন কি আনতে হবে বা যোগাযোগের টাইমটা কখন হবে? কারণ সবাই তো ব্যস্ত দেখা গেলো আমি কল দিলাম সে রিসিভ করল না। তখন আবার মন খারাপ হইতে পারে আমার যে কল দেই রিসিভ করে না। এজন্য টাইমেরও কিন্তু একটা মানে ফিক্সড জায়গা যদি থাকতো, সময় থাকত, তো ওই সময়টায় কিন্তু সবাই সবাইকে ফোন দিত এবং কেউ কিন্তু মন খারাপ করতে পারতো না তাই না?
হুম। আচ্ছা। হুম। হ্যাঁ, হ্যাঁ। সাবলীল না। হ্যাঁ, অবশ্যই। হুম বুঝতে পারছি, হুম, হুম। হুম, বুঝতে পারছি। তো এই ক্ষেত্রে যেটা করতে পারেন যে আ বিভিন্ন ধরনের সাপ্তাহিক ছুটি আছে না? বন্ধ থাকে যখন সবারই তো এই সাপ্তাহিক ছুটিটাকে আপনি বেছে নিতে পারেন। তখন দেখা যাবে যে আপনার আত্মীয়টি হয়তো তেমন কোনো কাজ করছেন না বা হয়তো কোনো গুরুত্ব কাজ গুরুত্বপূর্ণ কাজ হয়তো তিনি করছেন না। আপনি আ ফোন দিলে তিনি সহজেই দেখা যাচ্ছে যে ফোনটা পিক করে আপনার সাথে কথা বলছেন। আপনার মনও ভালো থাকছে, মানে কারো কোনো স ঝামেলা হচ্ছে না। তো এইটা করতে পারেন। যে সাপ্তাহিক ছুটির দিনে ফোন দেওয়ার অভ্যাস গড়ে তোলা। এছাড়া আপনার যদি আ প্রয়োজন থাকে তা তাহলে আপনি একটু রাতের বেলায় ফোন দিতে পারেন। রাতের বেলায় তো কারো অফিসিয়াল কোনো কাজ থাকে না, তাই না? রাতের বেলা ফোন দিতে পারেন। এটা খুব ভালো একটা পদ্ধতি হতে পারে। এছাড়া আ য যদি ভালো মানে খুবই ভালো হয় আপনারা যদি মানে বাস্তব জীবনে যোগাযোগটা করতে পারেন। ভার্চুয়াল জগতে তো অবশ্যই যোগাযোগ রাখবেন। যদি সম্ভব হয় বাস্তব জীবনে যোগাযোগটা বাড়িয়ে দিবেন। যেমন দেখা যাচ্ছে যে শুক্র শনি হ্যাঁ হুম, হুম, হুম।
হুম, জি, জি। জি, জি। হুম। জি, জি, জি। জি, জি এটা কিন্তু সুন্দর কথা বলেছেন। আসলে বাস্তব যোগাযোগের আসলে কোনো বিকল্প নাই। তাই না? এবং আসলে দেখেন পারিবারিক নিয়ম নীতি যেগুলো রয়েছে পরিবারে তো একসময় ছিল এ খুবই মিল মহব্বত ছিল। খোঁজখবর নেওয়া হতো একসময়। আর ছুটি পাইলেই ফুফুদের বাসায় দৌড়ে চলে যেতাম বা কাজিনরা সবাই একসাথে খেলতাম।
অবশ্যই।